আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে ফুলকপিটা সবাই খুব পছন্দ করে। তাপ্পর মটরশুঁটি বা সিম যে ব্যাপারটা আছে, এগুলা কিন্তু সবাই খুব পছন্দ করে। তো শীতকালীন সময়ে সবচেয়ে পছন্দের খাবার যেটা ভাল্লাগে হচ্ছে ধরুন সব সবজি যেগুলা আছে সব মিক্সড করে একটা তরকারি রান্না করা হয়। আ কখনো, কখনো হয়তো শুধু সবজি ভাজি করা হচ্ছে বা কখনো, কখনো দেখা যায় কোন একটা মাছতে একটু ঝোল করা হয়। ফুলকপি, বাঁধাকপি বা ওই যে নতুন শীতকালীন যে আলুগুলা হয়, ছোট আলু বা জাম আলু না কি যেন বলে। তাপ্পর সিম, মটরশুঁটি সবকিছু দিয়ে। তো <scoffs> এটার ফ্লেভার টা হচ্ছে কি জি, জি।
আচ্ছা? হুম। আচ্ছা। বেশ চমৎকার! অর্থাৎ শীতের নতুন যেসব আ সবজি বাজারে আসছে সেগুলো দিয়েই কোন না কোন ডিশ তৈরি হচ্ছে। যেমনটি বলছিলেন যে, "কখনো আসলে মিক্স আ করে সব সবজিগুলো একসাথে দিয়ে একটা তরকারি রান্না হচ্ছে, কখনো ভাজি হ মাছের সাথে ঝোল করা হচ্ছে।" খুবই চমৎকার! তবে আ এই যে ব্যা যে সবজিটির কথা বললেন। যেটা আসলে সকল সবজি একসাথে দিয়ে একটা তরকারি রান্না করা হয়। সেটার রেসিপিটা কেমন? বা সেটা খেতেই বা আসলে সবাই কেমন পছন্দ করে?
জি, জি। <scoffs> আচ্ছা। আ এই জিনিসটা কিন্তু আসলে খেতে খুবই মজা। কারণ দেখা যায় যে, আ আমি যখন রান্না করি যেটা হয় যে সবকটা সবজি ধরুন একটা সাইজের করে, প্রমাণ একটা সাইজের। যেমন ধরেন বেশি যাতে ছোট না হয়, বেশি যাতে বড় না হয় এরকম একটা সাইজ এ রেখে it's just তেলের মাঝে পেঁয়াজ দিয়ে সবজিগুলো দিয়ে হয়তো হালকা নাড়াচাড়া করে ওখানে পাঁচফোড়ন দিয়ে একটা বাগার দেওয়া হয়। আর একদম কোন মসলা না। আর শুধু ন লবণ। তো এটাতে যেটা হয় কি সব কটা সবজি যে individual যে ফ্লেভার টা আছে সেটাও বু উঠে আসলে, <scoffs> মুখে লাগে এবং
আচ্ছা। হু, হু। হুম! খুবই ইন্টারেস্টিং ব্যাপার! কিন্তু সেই ক্ষেত্রে আসলে যেমনটি বলছিলেন যে খুব
পাঁচফোড়নের যে ফ্লেভার টা। খুব ভাল্লাগে জিনিসটা।
হ্যাঁ, আসলে। তবে এটা এইযে আপনার কি মনে আছে? আপনি ১ম বার যখন খেয়েছিলেন তখন আপনার আ কিরকম আসলে উম অনুভূতি হয়েছিল? এবং আপনি যখন ১ম বার রান্না করলেন তখন সেটা খেয়ে সবার অনুভূতি কেমন হলো?
আচ্ছা। একদম ছোটবেলায় যেটা করত কি উম মানে আমি যে রেসিপি টা বললাম না? আমার বাসায় আমার আম্মা একটু অন্যভাবে রান্না করতেন। তিনি যেটা হতো কি, সব সবজি মিশিয়ে আ হয়তো একটু আদা রসুন দিয়ে বাগার দিতেন এক মুঠ ডাল দিতেন। এ ছোটবেলায় এই জিনিসটা আমার খুবই পছন্দের ছিল। খুব ভাল্লাগতো মানে তখন যেটা <scoffs> হতো যে মানে এইটা বুঝতাম না যে এটা আসলে শীতকালীনে এই সবজিগুলো পাওয়া যায়। সারা বছর পাওয়া যায় না। তো দেখা যেত যে <chuckles> জি, জি।
হ্যাঁ। আচ্ছা। অর্থাৎ এটা যে একটা মৌসুমী সব সবজি আপনার তখনো হয়ে পারেনি তাই তো?
জি, জি। তো তখন দেখা যেত যে, বছরের মাঝেও হয়তো মাকে বলতাম, "মা ঐ সবজিটা করো, খেতে ইচ্ছা করছে।" তখন সে বলছে যে, "এটা এটা তো শীতকাল ছাড়া পাওয়া যায় না। এখন কোথায় পাবো?" তো বড় হওয়ার পর দেখা গেছে কি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বড় হয়ে যাওয়ার পর যখন নিজে রান্না করা শিখেছি। এখন কিন্তু আমি নানান ধরনের experiment করি। হয়তো এটার সাথে ওটা মিশিয়ে দেখি টেস্টটা কেমন আসে বা যখন MSG এর ব্যবহারটা শিখেছি জি, জি। উন জি, জি।
আচ্ছা। <scoffs> বেশ চমৎকার! এবং মজার একটা ঘটনা কিন্তু। আচ্ছা। মানে একটু ফিউশন স্টাইল আপনি নিজে চেষ্টা করে দেখেন, তাই তো? আচ্ছা। তো সেই ক্ষেত্রে আপনার এই যে এই মৌসুমী যে সবজিগুলো যেমন আ শীতের মৌসুমী সবজি হতে পারে বা গ্রীষ্মের মৌসুমী সবজি হতে পারে। এগুলো দিয়ে আপনার আসলে কি ধরনের experiment করতে বেশি ভালো লাগে?
তো হু, হু।